আ আসলে ২ ক্ষেত্রে ২ রকম ব্যাপার হয়েছিল। যদি আমি কাশ্মীর ভ্রমণের কথাটা বলি, আ সেক্ষেত্রে হচ্ছে, আ মানে আমরা লাস্ট মোমেন্ট এই মানে যেদিন, আমরা লাস্ট মোমেন্ট এ সব বাদ দিয়ে দিয়েছিলাম যে, আমরা যাবো না। কারণ অ্যা আমাদের আমার এখনো মনে আছে মার্চের ২২ তারিখে আমাদের ফ্লাইট টিকেট ছিল কাশ্মীরে যাওয়ার। কিন্তু ২০ তারিখ পর্যন্ত ২০ তারিখ সকাল পর্যন্ত কোন খবর ছিল না ভিসার। তো আমরা মোটামুটি যাদের সাথে যাব প্ল্যান করেছি। তাদেরকে বলেছি যে, আমাদের আসলে ভিসা হচ্ছে না। আমরা যেতে পারছি না। তোমরা ক্যানসেল করে দাও। তো এই ওদিক থেকে তো ওরা বলছে যে এখন ক্যানসেল করলে তো কিছুই পাওয়া যাবে না। পুরোটাই লস। তোমরা দেখো কোনভাবে ট্রাই করে পাও কি না। নানানভাবে আসলে অনেকভাবে ট্রাই করা হচ্ছিল। কোনভাবেই পাচ্ছিলাম না। মানে বিভিন্ন মানুষ ধরে বলুন যেভাবেই হোক। আমি একেবারে এমবাসিতে গিয়ে বসেছিলাম ইন্ডিয়ান এমবাসিতে যে আমাদের ভিসা লাগবেই, মানে ৬ মাস হয়ে গেছে। এখনো কেন ভিসা পাচ্ছি না। তো একদম লাস্ট মোমেন্ট এ আমি একদম যিনি ওখানকার আ ই ইন্ডিয়ান যিনি ইয়ে ছিলেন কমিশনার, হাই কমিশনে। হ্যাঁ, তো উনার সাথে আমি আসলে দেখা করেছি এবং দেখা করে আমি আমাদের ব্যাপারটা উনাকে লিখিতভাবে জমাও দিয়েছিলাম এবং বলেছি ও মুখে যে এরকম আমাদের ভিসাটা তো লাগবে। আমরা এরকম টিকিট টিকিট সবই করে ফেলেছি। উম তো উনি আসলে তখন হয়তো আমার কথা কনভিন্স হয়েছেন এবং কনভিন্স হয়ে পরে আমাদেরকে ভিসা দিলেন। মানে হ্যাঁ, মানে ২ দিন আগে বলতে পারেন যে ভিসা আমরা পেয়েছি এবং ২ দিনের মধ্যেই হ্যাঁ, ২ দিনের মধ্যেই দেখা গেছে যে, অ্যা সমস্ত যে পরিকল্পনা করা। অ্যা অ্যা ঐসব করে দেন আমরা গেছি আর কি। তো ঐটা বলতে পারেন যে ভালোই ছিল। মানে কোন কিছু আসলে লস টা আর হয়নি। কিন্তু আ উম যেটাতে পাসপোর্ট হারিয়ে ফেলেছি সেটাতেও যেটা হলো যে, ওই ভাইয়া যখন দৌড়ে গেল অ্যা উম চেকিং পয়েন্টটাতে ওখানে গিয়ে অ্যা পুলিশ আমাদের যে ফাইলটা ওটা তাদের কাছে রেখেছিল এবং নানান রকমের জবাবদিহিতা, নানান রকমের কোয়েসশনিং এর পর মানে এরপরে উনাকে ফাইলটা দেয়া হয়েছিল আর কি
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। একদমই, একদমই। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। একদমই, একদমই। আচ্ছা, আচ্ছা। খুবই দারুণ। আচ্ছা, আচ্ছা, বেশ দারুণ কিন্তু। <chuckles> একদমই, একদমই। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। খুবই দারুণ।
তো ওনাকে ফাইলটা দেওয়ার পর মানে কিছু আর কোন উপায় ছিল না আসলে। আমরা ফ্লাইট মিস করেছি। আমাদের পরবর্তী ফ্লাইটটা ছিল পরদিন সকাল ৭ টায়। আ মানে আমরা তখন আ আমরা যখন ছিলাম তখন ইস্তানবুল সময় দুপুর ১ টা। আমরা ইস্তানবুলের এয়ারপোর্টে এবং মানে আমাদেরকে পরবর্তী ফ্লাইট উঠতে হবে পরদিন সকাল ৭ টায় এবং মানে অনেক লস ছিল আর কি। লস বলতে আমরা যে এসে হোটেলে উঠব, হোটেল বুকিং ছিল, ট্রেনে করে আসার যে ব্যাপারটা। সেটাও ছিল। তো সবকিছুই আসলে লস প্রজেক্ট ছিল। প্লাস হচ্ছে আ নতুন করে আবার টিকিট করা। তো বড় একটা ভোগান্তিতে পড়তে হয়েছে বলতে পারেন।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। <chuckles> একদমই, একদমই। একদমই। একদমই, একদমই। একদমই। আ বেশ একটি ঘটনাই বললেন যে আপনার কিন্তু এইযে আ দৌড়ে বেড়ানোর যে ব্যাপারটা বা পাসপোর্ট ভিসা নিয়ে কিন্তু এ ধরনের টানাপোড়াগুলো আসলে বেশি হয়ে থাকে। তো ওই যে মুহূর্তে যখন আসলে টানাপোড়া বা দৌড়ঝাপ করছিলেন, তখন আশেপাশের মানুষের আসলে প্রতিক্রিয়া কি ছিল এবং তারা কি আসলে কোনভাবে সহায়তা করতে চাচ্ছিল সেখানে?
<chuckles> হ্যাঁ। হু, হু।